কেমন আছে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন?
কী অবস্থা কেমন আছেন? উ জ্বি ধন্যবাদ। আমিও ভালো আছি। তো আপনার দিনকাল কেমন যাচ্ছে?
আলহামদুলিল্লাহ দিনকাল বলা যায় ভালোই যাচ্ছে। যদিও ওয়েদার একটু দেখা যাচ্ছে এখন হঠাৎ বৃষ্টি হচ্ছে আবার একটু পরে প্রচন্ড গরম।
হুম।
এই সবকিছু মিলিয়ে ভালো। আপনার দিন কেমন গেল?
আ জ্বি আমার দিনও অনেক ভালো যাচ্ছে। কারণ আমরা আসলে বন্ধুরা মিলে একটু বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান করছিলাম। আ তো আমরা হোপফুলি আমরা নেক্সট ফ্রাইডে তে আমরা হয়তো বাইরে একটা ট্যুর এ যাবো।
ও আচ্ছা। ওয়াও!
তো আ এই ট্যুরের কথা বলতে গিয়ে আসলে মানে আমার একটা কথা আসলে জানতে ইচ্ছা হচ্ছিল যে আপনি আসলে শেষ কোথায় আসলে বেড়াতে গিয়েছিলেন?
আচ্ছা। আমি শেষ হচ্ছে আম একদম শেষ বলতে গেলে মানে প্রায় সময় আমাদের হচ্ছে ঘোরা হয় ঢাকার আশেপাশে এখানে সেখানে, যদি এ লং টাইম এর হচ্ছে জার্নির কথা বলা হয় তাহলে বলবো লাস্ট। টাঙ্গুয়ার লাস্ট কক্সবাজার আমি আসলে ভুলে গেছি। ২ টার মধ্যে এটা কিছু একটা হবে। মেক এক্সাক্টলি মনে পড়ছে না। বাট আমাদের দেখা যায় যে অ খুবই ফ্রিকোয়েন্টলি আশেপাশে ঢাকার আশেপাশে হচ্ছে ঘুরতে যাওয়া হয়। সেটা কম বেশি মোটামুটি প্রায়ই হয়। আপনে কোথায় লাস্ট ঘুরতে গিয়েছিলেন?
হুম, হুম। হুম, হুম। হুম। জ্বি আমি আসলে লাস্ট ঘুরতে গিয়েছিলাম হচ্ছিল সিলেটে। আ তো ঐটা মানে খুবই মানে একটা সাডেন প্ল্যান ছিল। আ মানে হঠাৎ করে আমরা ফ্রেন্ডরা আসলে আড্ডা দিচ্ছিলাম। সেই আড্ডার মাঝখানে আ মোটামুটি রাত ১০ঃ০০ ১০ঃ৩০ র দিকে আমাদের মনে হল যে আমাদের সিলেটে যাওয়া উচিত। আ তো ওই ওই মুহূর্তে আসলে উঠে আমরা মানে আসলে রেডি হয়ে মানে সিলেটে যাওয়ার প্রস্তুতি নিতে থাকি। বাট আমরা আম মানে ব্যাডলাক যে আমরা রাতের ট্রেনটা মিস করে ফেলি। আ তো আমরা ক ঐদিন রাতে আর কেউ বাসায় যাইনি। আমরা ডিসিশন নিয়েছিলাম। ঠিক আছে? আমরা রাতে ঢাকার, ম আমরা তো সবসময় ঢাকায়ই বড় হয়েছি। বাট রাতে আসলে বের হওয়া তো হয় না। রাতে আমরা ঢাকার আ পরিবেশটা কেমন থাকে, আশেপাশে রাতে কেমন লাগে সবাই কি অবস্থা। ঐটা আমরা আসলে দেখতে চেয়েছিলাম। আমরা সারারাত মোটামুটি রাস্তায় কাটিয়েছি এবং সকালবেলা আমরা আসলে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়ে যাই।
আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হুম। আচ্ছা। হু, হু। আচ্ছা। জী, জী। জ্বী। আচ্ছা। ভোরে ৫ঃ০০ কি ৬ঃ০০ র ট্রেন থাকে সিলেটে।
জ্বি, জ্বি ৬ঃ০০ র ট্রেন। হ্যাঁ। ৬ঃ০০, একটা রাত ১২ঃ০০ র ট্রেন থাকে। আমরা ঐটাই মিস করেছিলাম। জ্বি।
জ্বী, জ্বী। জ্বি। হ্যাঁ, আমরা যখন লাস্ট গিয়েছিলাম হচ্ছে সিলেটে আমার লাস্ট ট্যুর যখন ছিল। তো সেটা হচ্ছে আমরা ঐরকম ভোরবেলায় গিয়েছিলাম। তো আমাদের মেইনলি আ টার্গেট ছিল হচ্ছে টাঙ্গুয়া হাওরে যাওয়ার জন্য। আমার ফুপির বাসা হচ্ছে ক আ সিলেটই। তো দেখা যায় যে আমরা হচ্ছে গিয়ে 1st যখন আমরা যাই আমরা কাজীনরা মিলে আরকি প্ল্যান হয়। তো সেটার প্ল্যানটা ছিল যে আপনাদের মতই সার্টেন যে কথা বলে আড্ডা দিছে। আমরা এরকম ওয়াজ কি, কি করতেছি না। আমি বলছি ঠিক আছে এরকম বৃহস্পতিবার দিন। অ ফুপিও আছে গ্রুপে। হ্যাঁ, বলছে, "আসো। আ আমি ইয়ে করতেছি তোমাদের জন্য হচ্ছে এটা রান্না করব, সেটা রান্না করব। আসো। ঘুরে যাও।" তো হুট করে সব কাজিনরা হচ্ছে বলতেছে, "আচ্ছা ঠিক আছে। ফুপু যখন বলতেছে চল আমরা যাই।" আমি বলছি, "আ এটা কোনো কথা? কিভাবে যাবো?" তো হুট করে বলার পরে হচ্ছে গিয়ে বলল, ফুপি আবার আব্বুকে ফোন দিছে যে, "তোমরা আসো। আমি সবই এদিকে রান্না-বান্না করে রেডি করতেছি।" তো পরে দেখা গেছে কথাবার্তা ছাড়া হুট-করে সব কাজীন-টাজীন মিলে আমার বাবার সাথে গিয়েছে
তো আপনারটা যদি বলে জ্বী। হ্যাঁ। হু, হু। হু, হু। হুম। হু, হু। হুম। হুম। হু, হু। হুম। হু, হু।
সাথে হচ্ছে আমার বাবা আর ঐ আরেক ফুপি। মানে জাস্ট গার্ডিয়ানদের মধ্যে ২ জন ছিল। আর বাকি সব আমরা আরাউন্ড প্রায় ১৭-১৮ টা কাজীন মিলে আমরা পরে ফুপির বাসায় হুট করে ওখানে যাওয়া হয়। পরে ওখান থেকে আবার হচ্ছে টাঙ্গুয়ারে যাওয়া হয়। আ আশেপাশে মোটামুটি ভালো মানে ঘোরা-টোরা হয়। ওটা ছিল প্যারেন্টস সহ আরকি ঘুরতে যাওয়াটা।
হুম। হুম জ্বি। হুম। হু, হু। বাহ! চমৎকার। তো আম আমি আমারটাও যদি একটু বলি আমরা আসলে ওই রাতে সকালবেলা যখন আসলে সিলেটের উদ্দেশ্যে যখন আসলে যাই। আ তো আমরা আসলে মানে এইটা সাডেন প্ল্যান এবং সবকিছুই আসলে মানে হঠাৎ, হঠাৎ করে ডিসিশন নেয়া হয়েছে। আমাদের নামার কথা ছিল সিলেট স্টেশনে। তো সিলেটের ঠিক আ একটা হ্যাঁ শহরে সিলেটের ঠিক আগের স্টেশন মেবি শ্রীমঙ্গল। হ্যাঁ আমার এক্সাক্টলি খেয়াল নেই। তো আমরা ঐখানেই নেমে যাই। হ্যাঁ শ্রীমঙ্গল এক হ্যাঁ, মৌলভীবাজার শ্রীমঙ্গল বা কিছু একটা স্টেশন যেখানে
উ জি, জি। জ্বী। জ্বী। আচ্ছা। শহরে। হুম। মৌলবী বাজে আ না মৌলবী বাজে শ্রীমঙ্গলের পরে হচ্ছে গিয়ে কুলাউড়া। কুলাউড়ার পরে মনে হয় মৌলভীবাজার হবিগঞ্জ।
আমরা আসলে মানে সিলেটের আগের কোনো একটা স্টেশন এ নামি যেখান থেকে আমরা আসলে শ্রীমঙ্গল আসলে দেখার একটু আ একটু চেষ্টা করি। আমার এক্সাক্টলি খেয়াল নেই। তো আমরা ঐখানে নামিয়ে আমরা নেমে ওইখানে যে যারা ওইযে সিএনজি নিয়ে অপেক্ষা করেন আ উনাদের একজনকে বলি উনারা আসলে আ ওই জায়গাগুলা ঘুরিয়ে দেখাতে পারেন। উনাদের ধারণা থাকে। তো ওইভাবে আমরা আসলে কনট্যাক্ট করে ওনাকে নিয়ে নেই। তো আমরা মোটামুটি ওইখানে উনি আমাদেরকে যে সমস্ত জায়গাগুলো চা বাগানগুলো তারপরে একটা মেবি গারো পল্লী না কি যেন একটা আছে। হ্যাঁ আমরা ও হ্যাঁ, হ্যাঁ ম পাড়া আছে। তো ঐখানে উনি আমাদেরকে নিয়ে যান। তো ঐখানে গিয়ে মানে বেশ ভালো লাগে আসলে ওনাদের আসলে আ যে মানে লা লাইফস্টাইল
আচ্ছা, আচ্ছা। জ্বি, জ্বি। হুম। আচ্ছা, আচ্ছা। জ্বী। হ্যাঁ ওদের আদিবাসীদের একটা পাড়া আছে। আতিথেয়তাটা আসলে অন্যরকম।
হুম, হুম সেটাই। তো, ঐটা আসলে আমি মানে খুব এনজয় করি এবং একটা জিনিসে মানে অনেক ঐ যে হাইপ শুনেছিলাম, সিলেটের ৭ রঙের চা। ঠিক আ আছে? <chuckles> এর চাইতে জঘন্য। আর কিছু আসলে নাই। অ্যা ঐটা ঐদিন আমরা আসলে মানে এক্সপেরিয়েন্স করি। অ্যা তবে লাকিলি আমরা জ্বী।
হুম, কিন্তু খুবই জঘন্য। <breath> আসলে ছাড়া ওরা কিন্তু এই চা কখনোই খায় না। তো আমরা হচ্ছে আমরাও ফার্স্ট যখন যাই তো আমিও দেখি মানে এস আমরা তো ফুড ব্লগার্স কিংবা এদেরকে দেখে-টেখে গিয়েছি। তো আমি আবার এগুলোতে একটু খুটাখুটি বেশি করার অভ্যাস আছে যে কোথায় কি পাওয়া যায়, কি করা। তো বলার পরে ভাইয়াকে যখন বলে "এই আমি এটা খাবো" বলতেছে, "খেয়ে বমি করার ইচ্ছা আছে?" আমি বলছি "কেন? সবাই তো বললো অনেক ভালো" বলতেছে, "আমরা সিলেটিরা কিন্তু এই চা খাই না।" তো ও বলছে, "ঠিক আছে তোর যখন শখ হইছে চল আমি খাওয়াবো। আর কেউ খাবে না।" শুধু বলছে, "ওকেই খালি খাওয়াবো। ও খাওয়ার পরে ওর এক্সপ্রেশন দেখার পরে বাকিরা খাবা।" কারণ সবাই জানে আমার খাবার নিয়ে একটু এমনি খুতখুঁতানি আছে। তো মুখে দেওয়ার পরে লিটারেলি আমার ফিল, আমি ওর দিকে তাকায় আসছি। ও বলছে "পুরাটা শেষ করতে হবে। খাওয়াইছি যখন, পুরাটা শেষ করতে হবে।" মানে ২ সিপ দেওয়ার পরে সেটা আসলে আর গলা দিয়ে নামে না। জিনিসটা হচ্ছে এরকম জঘন্য।
অ্যা অ্যা সেটাই। উম হুম সেটাই, সেটাই। হু, হু। হুম। হু, হু। হুম। হু। <chuckles> সেইটাই। <chuckles> উম ঠিক আছে। উম <chuckles> সেটাই। উম আসলেই মানে অনেক, অনেক, অনেক মানে আসলে ওই যে মানে এই ফুড ব্লগাররা যে মানে ওই বিভিন্ন আসলে মানে ফেসিয়াল এক্সপ্রেশন দেয় যে "আহ কি মজা এত মজা।" এগুলা যে কতটা ফেক আসলে এগুলা আসলে টেস্ট করার পর আসলে বোঝা যায়। আমি আরও অনেক কিছুই টেস্ট করেছি। তবে সিলেটের কথাই বলি। তো আমরা ঐখানে একটা বুদ্ধিমানের মতো কাজ করেছিলাম। আমরা ৩ জনের জন্য ৩ টা চা নিয়ে ১ টা চা নিয়েছিলাম। যে আমরা আগে ১ টা আসলে টেস্ট করে দেখি ভালো হলে আরো ২ টা। তো আমাদের টাকা কিছুটা বাঁচে আসলে। হুম, তো যাই হোক, তো ঐখানে আসলে ঘোরাঘুরি করলাম আমরা মোটামুটি এবং ওইখানে আমাদের বাজেট খুবই অল্প ছিল। কারণ আমরা আ তখন মাত্র আমাদের ইউনিভার্সিটি লাইফ মনে হয় ২০১৩ সালে আমরা মোটামুটি ইউনিভার্সিটির মনে হয় ফার্স্ট ইয়ার শেষ করেছি এরকম একটা অবস্থায়। অ্যাম তো স্টুডেন্ট অবস্থায় অত বাজেট থাকে না। আমরা টিউশনি করে আসলে যতটুকু থাকে। অ্যা তো, আমরা আসলে পরে ওইখানে গিয়ে অ্যা শ্রীমঙ্গলই একটা খুবই মানে সস্তা টাইপের একটা মানে ই হোটেল আসলে আমরা রুম নেই। রুম নেই, হোটেল না। এক্সাক্টলি একটা রুম নেই। হ্যাঁ? তো আমরা ঐখানে থাকি। তো ওইখানে আমার একটা খুব খারাপ এক্সপেরিয়েন্স হয়। মানে আমি মানে আমার ওয়াশরুম টা দেখতে গর্জিয়াস মানে আমার প্রয়োজন নেই। বাট ওইটার হাইজিন টা আমার অনেক আমার জন্য ইম্পোর্টেন্ট। আমি আসলে নোংরা ওয়াশরুমে একদমই যেতে পারি না। তো অ্যা বইটা আমার জন্য খুবই আসলে একটা ইরিটেটিং একটা মানে দিন ছিল, ওই মানে এনটায়ার মানে জার্নি তে। জ্বী।
হাইপ। হুম। <sneezes> জ্বী। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হুম। না। আ হোটেল বুঝতে পেরেছি। জ্বী। জ্বী। আচ্ছা। জ্বী, জ্বী। আসলে আ খুবই বিরক্তিকর যেকোনো মানুষের জন্যই আপনি যেকোন ধরনের এনভায়রনমেন্ট এ থাকেন না কেনো? ওয়াশরুম কিংবা রান্নাঘর স্পেশালই যদি মেয়েদের কথা বলা হয় ওয়াশরুম আর রান্নাঘর কিন্তু সবারই হচ্ছে একটা খুঁতখুতে জায়গা থাকে কিংবা আমি যেমন পার্সোনালি কোথাও গেলে দেখা যাচ্ছে বাইরে গেলে পারতপক্ষে ওয়াশরুম এ যাই না। কারণ আসলে সব জায়গায় সবকিছু মেইনটেইন করা হয় না, কিংবা যায় না।
জ্বী। হু, হু। ঠিক। সেইটাই সেইটাই এক্সাক্টলি এই জিনিসটা নিয়ে আমি অনেক সময় অনেক ধরনের মানে আমার বন্ধুরা অনেক সময় বুলি বুলি করে আসলে। অ্যা যে আমাকে বলে যে আমি আসলে এ এই জিনিসটা কেন করি? ছেলেদের আসলে এই ব্যাপারটা থাকা উচিত না। হ্যাঁ? এই ধরণ আমাকে অনেক সময় বলে, বাট আম আমার আই ডোন্ট কেয়ার আমি আসলে হাইজিন বা আমার কাছে মানে আমার ইয়া না হলে আমি আসলে ওয়াশরুমে যেতেই পারি না। আমি আসলে অন্যরকম একটা সমস্যা এখানে সেটাই। <chuckles>
হ্যাঁ, হ্যাঁ বলে খুঁতখুঁতে রোগ বেশি। এটা আসলে আপনি এটা যেকোনো আমার কাছে মনে হয় আ সাধারণ সেন্স এর মানুষ যারা আছে তাদের জন্য সবার কাছে জিনিসটা খুবই ইম্পোর্টেন্ট। ইভেন একটা ন ও ওয়াশরুম যদি নোংরা থাকে, বালি থাকে কিংবা দেখ আমি জাস্ট ঢুকেই যদি আমি একটা ব্যাড ব্রিথ পাই আমি কিন্তু কখনো এখানে যাবো না। যতই আমার আর্জেন্সি থাকুক না, আমি কখনোই এখানে যাব না কিংবা আমার পক্ষে আসলে সম্ভব না।
সেটাই। সেটাই। হু, হু। হুম। নিশ্চয়ই তাই, জ্বী। হুম। সম্ভব না। সেটাই। তো ওইটা ইন্টায়ার ট্যুর এ আমার এইটা নিয়ে মানে একটা এটাকে মনে হয় সূচী বায়ু প্রবলেম না কি যেন বলে, আই ডন্ট নো। অ্যাহ তো আম আমার আমার হ্যাঁ, সেটাই আমার এটা খুব ভালো মতোই আছে। তো ঐখান থেকে আমরা পরে আসলে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়ে যাই আবারও। হুম? <smacks lips> আমরা ১ দিন আসলে ওখানে স্টে করি। এর পরের দিন আসলে আমরা সিলেটে চলে যাই। তো সিলেটে সবার আগে শহরে গিয়ে আমরা ওই ইয়েতে যাই আ কি বলে এই ওই শাহজালাল মাজার হ্যাঁ হোটেলে। হ্যাঁ, ঐখানে আমরা একটা রুম বুক করি ঐখানে গিয়ে আমি একটু রিলিফ হই। এই যে
অ্যা হ্যাঁ এটা বলে খুঁতখুঁতে। আমাদের এখানে বলে খুঁতখুঁতে রোগ। আচ্ছা। বাজারের পাশে হচ্ছে গিয়ে হোটেল। জ্বী, জ্বী। হ্যাঁ, ও ওদের সাইড এর রুম গুলো একটু মোটামুটি আ লো রেঞ্জ এ হলেও ভালো হচ্ছে গিয়ে, হোটেল গুলো পাওয়া যায় কিংবা ওরা মেইনটেন্যান্স ভালো করে। যদিও আমার হোটেলে সিলেটে গিয়ে খুব কম থাকা হয়েছে। যেহেতু আমার ফুপির বাসা ওখানে আছে কিংবা, গেলে হচ্ছে ওনারা কখনোই অ্যালাও করে না। যে হোটেলে থাকার। বাট অন্যান্য জায়গায় যেরকম আমি যদি বলি কক্সবাজারের ট্রিপ এর কথাই যদি বলি, আমরা যাওয়ার আগে যেটা ফার্স্ট কাজ থাকে যে হোটেলে থাকব। অনেকে বলে যে যে যাওয়ার পরে হচ্ছে কি আমরা বুকিং করেই দেখবো। আমার মনে হচ্ছে না। আমি যেহেতু পেমেন্ট করে থাকবো, আমার একটা জায়গায় আমি তো ওখানে রিল্যাক্স এর জন্যই যাচ্ছি। তো আমি যদি, আমার মেন্টাল স্যাটিসফ্যাকশন না থাকে, কিংবা আমি ওখানে গিয়ে যদি আমাকে অস্বস্তিতে পড়তে হয় আমি কেন ওখানে যাবো? তো সেই ক্ষেত্রে আমি যেটা করি যে এরকম ঝামেলা এড়ানোর জন্য আগে থেকেই হচ্ছে হোটেল গুলো দেখি কিংবা রিভিউজ নেই। মোটামুটি অ্যাট লিস্ট একটা নিট অ্যান্ড ক্লিন আমি হচ্ছে এনভায়রনমেন্ট এ থাকতে পারব। তার একটা মেইনটেন্যান্স পড়বে। ওই টাইপের হচ্ছে জিনিসগুলো দেখে শুনে আমি আগে থেকেই বুকিং করে যাই। কারণ, কক্সবাজারের অবস্থা তো এখন আমরা সবাই জানি। এটি মাছের বাজার।
হ্যাঁ। হুম। সেটাই। হু, হু। হুম। সেটাই। হু, হু। হু, হু। হুম। হুম। ঠিক, সেটাই। হু, হু। ঠিক। হু, হু। সেটাই, সেটাই। তো ও তো আমাদের ক্ষেত্রে আসলে হয়েছিল কি আসলে আমি তো ২০১২-১৩ সালের কথা বলছি। ওই সময় আসলে এই ব্যাপারগুলো আ মানে এখনকার মতো এতটা এভেইলেবল ছিল না। রিভিউ টিভিউ বা এত মানে এত কিছু ইনফরমেশন নেওয়া এতটা মানে ইজি ছিল না। ছিল হয়তো, বাট আমাদের হয়তো জানার অ্যাক্সেস কম ছিল আসলে। তো আ জ্বী।
জ্বী। অত এভেইলেবল ছিল না। হুম, হুম। আ আসলে সময় তখনই কমই ছিল যদি বলি। আমি যদি বলি যে তখন আমি যখন টাঙ্গুয়ারে গিয়ে এসছি, তখন কার হাউস বোট গুলো কিন্তু এখন এর হাউস বোট গুলোর মত ছিল না। আমি আ তো অ্যাট টাইম এ ১২-তে কিংবা ১৩-তে যখন টাঙ্গুয়ারে ফার্স্ট যাওয়া শুরু করল মানুষজন। এক্সেস পাওয়া শুরু করল। তখন আমরা ফার্স্ট কাজিন রা মিলে আমার খালা সহ আমরা যখন থাকলাম। ওই হাউস বোট কিন্তু এখনকার হাউস বোট এর মতো না। তখন যেটাকে বলে ঢালা বিছানা করা। একসাথে ছেলে-মেয়ে ডিভাইডার করা ছিল, আমাদের হচ্ছে গিয়ে জাস্ট একটা কার্টেন দিয়ে মাঝখানে ডিভাইডার করা। আর যারা উম মাঝি ছিল, তারা কিন্তু তাদেরকে কিন্তু আমরাই সাথে করে নিয়ে গিয়েছি। তারা আমাদেরকে বাজারে নিয়ে গিয়েছে। গিয়ে কোথায় কি পাওয়া যায়, লোকাল মানে সবকিছু তারা নিজেরা আমাদের সাথে গিয়ে কিনে নিয়ে এসে তারা আমাদের সামনে বসে রান্না করে আমাদেরকে খাওয়াইয়েছে। তো ঐটার টেস্টে কিংবা ওইটার এক্সপেরিয়েন্স আমি এখন যখন হাউস বোড গুলোতে যাই আমি কখনোই আর ম্যাচ করতে পারবো না। আমার কাছে অথেন্টিক raw টাই যে ভালো লেগেছে এখন আসলে জিনিসটা কমার্শিয়াল মনে হয় আমার কাছে।
হ্যাঁ, সেটাই, সেটাই। হু, হু। ঠিক। হু, হু। হু, হু। <chuckles> জ্বী। হুম। হু, হু। হু। হু, হু। হুম। হু, হু। হু। চমৎকার! তো আসলে আমরা সিলেটে আসলে ওইযে যেটা বলছিলাম আমারটা যদি আমি বলি যে আসলে স ওই মাঝে আসলে যাই। তো আমার কাছে ওই যে আ আ খিচুড়ি জিনিসটা খেতে আমার ভালোই লাগে সবসময়, হ্যাঁ? বে বিশেষ করে আমার নিজের বাসার খিচুড়ি আমি অনেক পছন্দ করি। বাইরেরটা কম খাই। তারপরও আসলে বাইরে আসলে ওই যে বিশাল বড় মানে পাতিলের মধ্যে আসলে যে রান্না করা হয়। হ্যাঁ, সেটাই আমি সবসময় শুনেছি ওগুলো আসলে খুব টেস্টি হয়। আ তো মাঝের ভিতরেও এরকম একটা আসলে মানে প্রিপারেশন করা হয়েছিল। হুম, তো ঐটা আমি খুব আগ্রহ করে খাই এবং খাওয়ার পরেই আমার ১২ টা বাজে। আমার মারাত্মকভাবে ফুড পয়জনিং হয়, হ্যাঁ? এবং আমি মোটামুটি আমরা ওটা রাতের বেলা খাই, হ্যাঁ? তো আ এমন সময় হয় আমি আসলে একটা ফার্মেসিও খোলা পাই নাই যে আমি আসলে মেডিসিন নিবো। আমি পুরা একটা রাত ভালোমতো কষ্ট করি। এবং আমার সাথে আরো একজনের মনে হয় এরকম হয়েছিল। তো বা পরে আসলে এ যদিও এত ব্যাথা, তারপরেও এত ব্যাথা নিয়ে সকালবেলা আমরা ঠিকই আসলে ওই যে সাদা পাথর দেখার জন্য আমরা আসলে বের হয়ে যাই। মেডিসিন খেয়ে বের হয়ে যাই। আ তো মানে এক্সপেরিয়েন্স টা আসলে অন্যরকম ছিল, হ্যাঁ? চিন্তা করতেছিলাম যে আসলে এ মানে এই জায়গায় আসলে একটা জিনিস আমরা মানে ব্যাথা হচ্ছিল ঠিকই। বাট ওই যে, যে ঘোরার যে একটা আগ্রহ, দেখার যে একটা ইয়া ঐটা আসলে মানে ওই ব্যাথাটাকে অতটা আসলে অনুভব করতে দেয় নাই, হ্যাঁ? বাসায় থাকলে হয়তো ওই ব্যাথাতে আমি হয়তো বিছানায় গড়াগড়ি খেতাম, হ্যাঁ? বাট বাইরে আসলে এরকম কিছু হয় নাই। তো এইটাই <chuckles> সেইটাই। তো মানে খুবই মানে চমৎকার একটা এক্সপেরিয়েন্স ছিল। তবে সিলেটের ব্যাপারে একটা কথা বলবো যে ঐখানকার খাবারগুলো একটু ঝাল বেশি। আমার কাছে মনে হয়েছে। উনারা একটু ঝাল খেতে ভালোবাসেন। আমার যতটুকু মনে হয়েছে যেখানেই খেয়েছি।
জি। জ্বি, জ্বি। জ্বী। জ্বী। আচ্ছা, জ্বি। উম মেজবানের মতো করে রান্না করা। হুম। হ্যাঁ, সিন্নি নামে পরিচিত। হুম। আ হুম। আচ্ছা। হুম। আচ্ছা। হুম, দেখার নেশা। ওই যে মনোবল ছিল ঘুরতে যাবো কিংবা দেখবো। হুম। হুম, আসলে ওটাতে স্পাইসি লাভার আমরা যে যারা আমরা হচ্ছে প্রচুর ঝাল খাই। তো আমাদের জন্য আবার দেখা যায় যে খুবই মজা হয়। কিন্তু যারা ঝাল আসলে খেতে পারে না তাদের জন্য খুবই মারাত্মক বাজে অবস্থা হয়। কারণ তাদের পেট ব্যথা থেকে শুরু করে মানে ফুড পয়জন এ আপনি যেরকম অবস্থায় ভুগছেন এরকমও হয়। আমার এক কাজিন এরই অবস্থা খারাপ হয়ে গিয়েছিল পানসিতে খাওয়ার পরে।
হু, হু। হু। <chuckles> হ্যাঁ। আ সেটাই। হ্যাঁ? তো আমরা আবার ওই সিলেটের একটা মানে ওই মানে বিখ্যাত একটা রেস্টুরেন্ট 'পাঁচ ভাই' ঐখানেও আসলে একটু খাবার টেস্ট করে ঐখানকার খাবার মানে awesome ছিল, হ্যাঁ? মানে ওইটা আসলে খুবই ভালো ছিল। মানে তো ঐখানেও আসলে আমরা মানে চেষ্টা করি টুকটাক যতটুকু আমরা নাম টাম শুনেছি যে এখানে, এখানে ভালো কিছু হয়। টুকটাক ওই জায়গাগুলোকে আমরা একটু চেক আউট করার।
হুম। হুম। জ্বী, জ্বী।
জ্বি। আপনি যদি কিছু বলেন।
যাই হোক, আপনার আপনার স না, সাথে কথা বলে অনেক ভালো লাগলো। অনেক কিছু জানতে পারলাম। আপনার টুর এর এক্সপেরিয়েন্স অনেক ভালো লাগলো। আশা করি এরপরে আপনার সাথে কখনো কথা হবে। জ্বি, জ্বি।
হু, হু। জ্বী। জ্বী, আপনার সাথে কথা হ্যাঁ। নিশ্চয়ই আসলে আপনার সাথে কথা বলেও অনেক ভালো লাগলো। আসলে আপনি সিলেটের এ মানে যেহেতু আপনার রিলেটিভ আছে আপনার সাথে এই গল্প করা আমার আসলে মানায় না। আপনি আমার চাইতে বেশি জানেন এই ব্যাপারে। তাও অনেক ভালো লাগলো আসলে কথা বলে।
হুম। আ আসলে সবার এক্সপেরিয়েন্স তো আলাদা। আমার এক্সপেরিয়েন্স আপনার এক্সপেরিয়েন্স কখনোই এক হবে না। একজনের সাথে আরেকজন কথা বললে হচ্ছে এক্সপেরিয়েন্স নতুন করে জানা যায়। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি, ধন্যবাদ।
ঠিক। একদম। জি, ভালো থাকবেন। আবারও কথা হবে। শুভরাত্রি।